জি।
নমস্কার, কেমন আছেন আপনি?
নমস্কার, এই তো আমি আমি বেশ ভালো। আপনি কেমন আছেন?
জি, আমিও ভালো আছি এবং আসলে, উম
হুম, হুম।
আ একটু আগে কাজ করছিলাম। <scoffs> ম মসলা ব্লেন্ড করছিলাম এবং করতে, করতে আমার মনে পড়লো যে, এই যে আমি আসলে ৫ মিনিটে কাজটি করে ফেললাম। ৫ মিনিটেরও হয়তো কম সময় নিয়েছে। দু দিন মিনিট।
আচ্ছা। <scoffs> হুম। হুম।
উম এই কাজটি আসলে যদি আমি শিলনোড়ায় করতে যেতাম, সেক্ষেত্রে <scoffs> আসলে আমার হয়তো আ ১/২ ঘন্টা কিংবা তারও বেশি সময় প্রয়োজন হত। এবং আসলে আমি একদমই যেহেতু করতে পারি না, বিষয়টি আসলে আমার জন্য কেমন হতো?
<chuckles> একদম। আচ্ছা। <scoffs> হুম।
ভাবছিলাম আসলে।
<chuckles> আসলে প্রযুক্তি আমাদের জীবনকে তো <smacks lips> অনেক সহজ করে দিয়েছে। তো আপনি যেভাবে আ ভেবেছেন আসলে, বিষয়টি ওভাবে ভাবা ভালো, কারণ অনেকে এমন আছে যে, প্রযুক্তি ব্যবহার সমানে করে যাচ্ছে। আবার শুধু বলেই যাচ্ছে যে, "বিজ্ঞান শুধু ক্ষতিই করে গিয়েছে। বিজ্ঞানের কারণেই আজকে মানুষের রোগ-বালাই হচ্ছে। বিজ্ঞান না থাকলে এগুলো হতো না।" এরকম <scoffs> অনেক কিছুই শুনি। তো good for you যে, আপনি রিয়েলাইজ করেছেন। হুম। হুম, হুম।
হু, হু। জি। জি। আচ্ছা। <chuckles> আচ্ছা। উম আসলে কি? আমার মনে হয় জানেন, অ্যা কোনো কিছুর ভালো দিক, খারাপ দিক ২ টোই থাকে। এখন আমরা শুধু সুবিধাটা <scoffs> নিয়ে যাব তা, তো হবে না। একটু অসুবিধা তো থাকবেই। আসলে আ সেই সূচনা থেকেই যদি আপনি দেখেন, আ প্রত্যেকটা জিনিসই কারো কাছে পছন্দ হত, কারো কাছে আ খারাপ লাগতো এবং আপনি শুধু প্রযুক্তির ক্ষেত্রেই না। আপনি যদি ১ টি মানুষকেই বিবেচনা করেন, ১ টা মানুষ কিন্তু আসলে সবার কাছে ভালো হতে পারে না। দেখবেন, কেউ বলছে সেই মানুষটি খুবই চমৎকার, অত্যন্ত ভালো, নমনীয় এবং সেই মানুষটিই কিন্তু অন্যের কাছে আ শুনতে গেলে দেখবেন, সে কিন্তু খারাপ কিছু বলছে।
হুম। একদম। হুম, হুম, হুম। একদম।
তো আমার মনে হয় কি এইযে প্রযুক্তি আসলে মানুষের মতো তো নাই। কিন্তু আমরা যদি ভালো দিকটি নেই, তাহলে প্রযুক্তি ভালো। যদি আসলে আমরা খারাপভাবে ব্যবহার করি, তাহলে তো যারা আসলে খারাপ দিকটি ব্যবহার করছে বা খারাপ কাজে ব্যবহার করছে, সেটি তো আসলে খারাপ শোনাবেই।
একদম। হু, হু। হু, হু, হু। আসলে। এবং যারা খারাপের জন্য ব্যবহার করছে, তাদের কাছে কিন্তু বিষয়টা খারাপ মনে হচ্ছে না। তাদের কাছে কিন্তু আশীর্বাদস্বরূপই <giggles> হয়ে উঠেছে। কিন্তু তু
হুম। জি। <chuckles> আসলে ওসব আ বিষয়ে আমরা না যাই। আমার মনে হয়, এইযে আমি যে আসলে ভাবছিলাম যে, ব্লেন্ডারটি আমাকে কত উপকার করলো। আ তো আপনি আসলে আপনার কি মনে হয় যে, আপনার জীবন আসলে কতটা আ সুন্দর হয়ে গেছে, সহজ হয়ে গেছে? মানে আপনি আসলে প্রযুক্তিকে কীভাবে নিজের জীবনে ব্যবহার করছেন?
হুম। জি, জি। হুম, হুম। আচ্ছা। আসলে শুধু আমার কথা বললে বলতে হয়, যে প্রযুক্তি ছাড়া আমার survive করা খুব বিপদ হয়ে যাবে।
আচ্ছা।
সেই প্রযুক্তি যদি আমি শুরুর থেকে ধরি বেরি বেসিক থেকে, তাহলে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি।
আচ্ছা।
ইলেকট্রিসিটি আসার কারণে হয়তো এই গরমেও সকাল বেলা একটু ঘুমোতে পারি।
হু, হু। আচ্ছা।
এবং আ ইলেকট্রিসিটি থাকার কারণেই, এইযে মোবাইল-টোবাইল এগুলো পরবর্তীতে এসেছে এবং সেগুলো সুবিধা ক্রমাগত আমরা নিয়ে যাচ্ছি।
আচ্ছা, আসলেই তো তাই। মানে আম যেটা আপনি বললেন, আমাকে কিন্তু নতুন করে আসলে ভাবাচ্ছে। আমি শুধু ব্লেন্ড নিয়েই ভাবছিলাম। যে প্রযুক্তির উন্নতির ফলে আসলে আহ কত সুন্দর করে আমি মসলা পিষে ফেলতে পারলাম। কিন্তু আসলে আ যেহেতু আমি জন্মের পর থেকে আসলে উম কারেন্ট দেখে এসেছি। আহ আহ ফোনও দেখেছি। যে আমাদের বাসায় ফোন ছিল। সেগুলা নিয়ে আসলে তেমন ভাবা হয়নি। কিন্তু এখন ভাবছি। ইয়া আসলে যদি ফোন না থাকতো, যদি ইলেকট্রিসিটি না থাকতো, তাহলে আসলে কেমন হতো? একদম দিদাবাড়ির মতো হয়ে যেত। ছোটোবেলায় যখন দিদাবাড়ি যেতাম, তখন কিন্তু ইলেকট্রিসিটি থাকতো না। আ কুপি ব্যবহৃত হতো। রাত হলেই আমার কিছু ভালো লাগতো না। মনে হতো যে, "কখন সকাল হবে?"
<chuckles> হু, হু। আচ্ছা। <chuckles> হুম। হুম। একদম সঠিক বলেছেন এবং আমরা যারা স্পেশালি শহর থেকে একটু গ্রামের দিকে যাই, তাদের কিন্তু ১ম সমস্যাটা এখানেই হয় যে, আ ইদার নেটওয়র্ক থাকছে না অথবা নেটওয়ার্ক থাকলে ইলেকট্রিসিটি থাকছে না। এবং <chuckles> ইলেকট্রিসিটি যখনই থাকছে না, তখনই ফোনেও চার্জ থাকছে না। তো তখন <chuckles> আরকি মনে হয় যে, "কি করবো, আমাদের জীবনে আর কি করার আছে?" তাহলে দেখুন, আমরা কি পরিমাণে আসলে প্রযুক্তির থেকে সুবিধা নিচ্ছি এবং প্রযুক্তি আমাদের জীবনটা কীভাবে আরকি সাজিয়ে দিয়েছে, সেটা আসলে বেশ এ্যা বলার অপেক্ষা আর রাখে না। তবে আমি যদি আমার কথা বলি, সবথেকে বেশি আমি প্রযুক্তির সুবিধা ভোগ করেছি হচ্ছে আমার মেইল, Google Chat অ্যান্ড ক্যালেন্ডার। আ আমি আমার সমস্ত কাজে, সবকিছু ক্যালেন্ডারে সেট করে থাকি and it reminds me।
জি। হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা।
কখন কোনটা করতে হবে এবং
না, এগুলো তো প্রযুক্তির অংশ। সেটা আমরা আসলে বারণ করতে পারবো না, যে প্রযুক্তি আমাদের জীবনে অবদান রাখেনি এবং আমার মনে হয়, আ প্রত্যন্ত গ্রামে, যেখানে আসলে আ সব সুযোগ-সুবিধা পৌঁছায়নি, সেখানেও কিন্তু মানুষ প্রযুক্তির ব্যবহার করছে। যদি আমি বলি, এই যে মানুষ আ জমি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করছে, জমিতে পানি সেচ দেওয়ার জন্য পানির মোটর ব্যবহার করছে।
হুম, হুম, হুম। জি, জি। একদম। হুম। জি, জি। এক্সাক্টলি।
উম ধান কাটার জন্য আসলে আধুনিক যন্ত্র, ধান মাড়াইয়ের জন্য, ধানের চোচা পরিষ্কার করার জন্য কিন্তু মানুষ আসলে আধুনিক যন্ত্র ব্যবহার করছে, হয়তো সেখানে ইলেকট্রিসিটি নেই আ কিংবা আসলে ভালো নেটওয়ার্ক নেই, শহরের মতো ওয়াইফাই নেই কিন্তু মানুষ কিন্তু আসলে প্রযুক্তি ব্যবহার করছে।
উহু। হুম, হুম। একদম ঠিক বলেছেন। এবং এই যেস ধানের আ পানি দেয়ার যে বিষয়টা, সরি জমিতে পানি দেয়া, সেটা তো ভীষণভাবে উল্লেখযোগ্য। কারণ, just imagine যে, আপনার ওরকম কেটে, কেটে, কেটে, কেটে নদী বা পুকুর থেকে পানি নিয়ে আসতে হচ্ছে। কতটা সময় সাপেক্ষ ব্যাপার এবং কত আসলে জনবল সেখানে প্রয়োজন হয়।
জ্বি। জ্বি। হ্যাঁ। জ্বি, আসলেই তো আগে তাই হতো এবং
অ্যান্ড দাছ হুম, হুম।
সেইজন্য দেখবেন যে ফলন কিন্তু তখন অনেক কম হতো, আ মানুষের কষ্ট প্রচুর হতো। সেইজন্য ধান তেমন না হওয়ার কারণে দেখবেন তখন কৃষকরা কিন্তু খুব কষ্ট পেত।
হ্যাঁ। একদম।
এবং উন্নয়ন কিন্তু তেমন একটা হতো না। এখন আসলে প্রযুক্তি আসার পরে আ আমার বাবা-মা আম বলছিল যে, "আগে যেরকম একটা সমস্যা ছিল, কেউ তো ভাবতেই পারতো না, যে, এতটা আসলে আ পুরো চক ধরে আসলে ধান হবে।" বাবা বলছিল যে, উ "চকের পরে চক আসলে পড়ে থাকতো, কেউ ওখানে আ কোনো ঘাস করতো না।" এবং আমাদের ওখানে একটি আম চক আছে। তো ওইটার নাম হচ্ছে 'দুব্বাকান্দা।' তো বাবা বলতো যে, "সে দুব্বাকান্দায় আসলে শুধু দুব্বাই হতো। আ সেখানে কেউ ধান করতো না।" কিন্তু এখন এই প্রযুক্তির কারণে, সেখানে কিন্তু প্রচণ্ড ধান হচ্ছে।
হু, হু। আচ্ছা, আচ্ছা। বাহ! চমৎকার। এগুলো শুনতেও কিন্তু ভালো লাগে এবং আপনি যে আ ফলনের কথাটি বললেন, দেখুন এই প্রযুক্তির ফলেই কিন্তু আসলে বিভিন্ন যে আমরা সার ব্যবহার করছি বা কীটনাশক যেই এগুলো কিন্তু প্রযুক্তির মাধ্যমে এসেছে।
আম জি। জি। হ্যাঁ, প্রযুক্তিরই তো সব বিজ্ঞানেরই তো আবিষ্কার।
<exhales> একদম এবং এর ফলে কিন্তু এইযে একই জমিতে ধরুন আ এক ১ বছরে ২ বার, ৩ বার ফলন, এটা কিন্তু আগে কখনো চিন্তাও করা যেত না। কিন্তু সেটি কিন্তু এখন সম্ভব হচ্ছে।
আ জি। হ্যাঁ। না এবং আমিও ছোট সময়ে দেখেছি যে, আসলে আমাদের আ বিলের পাড়ে কিছু জমি আছে। আমি দেখেছি সেগুলাতে শুধু একটি ফসলই হতো। এখন যেটা হয় উম ৩ টি ফসলই কিন্তু আসলে হচ্ছে। আ ১ম এ সরিষা হলো, তারপরে এখন হচ্ছে আপনার অম <smacks lips> বাদাম হলো, তাপ আ আলু হবে। তারপরে হয়তো আ যেটা বলে আপনি হয়তো জানেন, পাট গাছ, যেটা আসলে পানির মধ্যেও বেঁচে থাকে। তো যেটা করবে বাবা বললো যে, "পাট লাগিয়ে দিবে" এবং ৩ টা ফসল কিন্তু আমরা আসলে পাচ্ছি, যেটা ১ টা ফসল পেতাম।
হুম। বাহ! জি, জি, জি। জি, জি, জি। একদমই। তো বলতে গেলে যদি পাট লাগানো হয়, তাহলে হয়তো আপনাদের ৪ টা ফসল হবে <scoffs> বছরের মধ্যে। একদম।
আচ্ছা। হ্যাঁ। <chuckles> আসলেই, মানে এটা তো শুধু প্রযুক্তির দ্বারাই আসলে সম্ভব হচ্ছে। কিন্তু আসলে এইযে আমরা প্রযুক্তির এত ভালো, ভালো কথা বলছি। কিন্তু আপনি আসলে কখনো প্রযুক্তি ব্যবহার করার সময় কি কোনো আ সমস্যা বা, অসুবিধা অনুভব করেছেন? আমি কিন্তু করেছি।
হ্যাঁ, আমি তো প্রতিনিয়তই করি। <laughs> যেরকম ১ম যে যে যে জিনিসটা প্রতিনিয়ত করি, সেটা হচ্ছে ধরুন, গোপনীয়তার যে বিষয়টা।
আচ্ছা, আমি কিন্তু সেগুলো শুনতে চাই। জি। জি।
সিক্রেট থাকছে না আর কোন কিছুই আমাদের।
আচ্ছা, আপনি কি সোশ্যাল প্লাটফর্মের কথা বলছেন?
হ্যাঁ, সেটিও হতে পারে। আ সেটির কারণে, আসলে মোবাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের কারণে সোশ্যাল প্ল্যাটফর্মও হতে পারে। অন্য কোন প্রয়োজনীয় অ্যা অ্যাপও হতে পারে। বাট সবথেকে নাম করা যে সো সোশ্যাল প্ল্যাটফর্মটি, সেটি আরকি সবথেকে বেশি আমাদের তথ্য হাতিয়ে নিচ্ছে বলে আমার ধারণা।
আচ্ছা। আচ্ছা। হুম এটি একটি অসুবিধা বটে। কিন্তু আমার কাছে আসলে যেটা মনে হয় দেখবেন, আ ছোটোবেলায় আমরা সবাই একসাথে গল্প করতাম, সবাই আ খেলা করতাম, কত গল্প করতাম রাতের পর রাত পার হয়ে যেত, আমরা সব কাজিনরা মিলে আসলে গল্প করতাম। এখন যেটা হয়, যে সবাই একসাথে দেখা হলেও না, সেই আ মোবাইল নিয়ে সবাই ব্যস্ত থাকে। উম কখন একটা ছবি তুলে আসলে সোশ্যাল মিডিয়াতে দিবে, আ কখন আসলে আচ আ ধরুন, আমরা বসে গল্প করছি, সেই অবস্থায় ওর একটা ফোন আসলো, উঠে ফোন নিয়ে চলে গেলো। আ কিংবা আসলে উম অন্য কোথাও engage থাকা। এই বিষয়গুলো কিন্তু আমার কাছে খুবই অসুবিধা লাগে যে, হ্যাঁ, প্রযুক্তি আমাদেরকে সুযোগ দিয়েছে যে আমরা দূরে থেকেও আ একজন-একজনকে দেখতে পারছি, কথা বলতে পারছি। তাই বলে তো এই না যে, আসলে আমরা কাছে থাকলেও আসলে আ এমনভাবে থাকবো, যে কাছে থেকেও আসলে নেই।
এবং, এবং হুম। একদম। হু, হু। একদম সঠিক বলেছেন আপনি। এবং এই বিষয়গুলো কিন্তু এখন লক্ষ্যই করা যায় না। এখন দেখা যাচ্ছে সবাই ফোন নিয়ে থাকছে বা আ নিজের, ফোনের জগতটাই আরকি আলাদা একটি জগৎ বানিয়ে ফেলেছে। এবং আমার মনে হচ্ছে যে, মানুষের সকল আগ্রহ সেই জগতের উপরে। তার বাইরে যে আরেকটি জগৎ আছে, তার জন্যে কিছু মানুষ বসে আছে, গল্প করতে চাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু নেই। এটি আমার মনে হয় বিশাল একটি খারাপ দিক, অন্যতম।
হ্যাঁ। তাই তো। হ্যাঁ। হুম, হুম। তাই তো। সমস্যা আমার কাছে এটা আসলে খুব বড় সমস্যা মনে হচ্ছে। এবং আরো একটি বিষয় যদি আমি বলি যে, এই যে ভবিষ্যতের কথা যদি বলি, আ আমার মনে হয় এভাবে যদি চলতে থাকে, তাহলে দেখবেন মানুষ উম একাকী হয়ে যাবে। মানে তার জগৎটা শুধুমাত্র সে আ উম ফোনের মধ্যে আসলে আ কেন্দ্র করে ফেলবে। যেমন এক এখন দেখেন, আমরা উম কোথাও আগে খেতে গেলে, খাবার নিয়ে কাড়াকাড়ি হতো, আ খাবার নিয়ে মজা হতো, কেমন হচ্ছে, আ কেমন খাচ্ছি, গল্প হতো, সবাই আসলে খাবারের ছবি তুলছে, পোস্ট করছে, আ ফোন চালাতে, চালাতে খাচ্ছে। আমার কাছে মনে হয় কি, ভবিষ্যতে হয়তো এমন হবে
উহু হুম, হুম।
আন জে সবাই যে যার বাড়িতে আসলে খাবার নিয়ে বসে থাকবে, ভিডিও কল এ আসবে, বলবে যে, "চলো সবাই একসাথে খাই এবং গল্প করি।"
<giggles> আপনি তো হয়তো ব্যঙ্গ করে বিষয়টি বলেছেন কিন্তু অ্যাহ
না! সত্যিই আমার তাই মনে হচ্ছে। মানে আ এই দিক থেকে আসলে প্রযুক্তি আমাদের তো অনেক অবদান রাখছে, অনেক সুযোগ-সুবিধা করে দিচ্ছে, জীবনকে অনেক সময় উপহার দিচ্ছে, আমি বলবো। কিন্তু এ এদিকটা আসলে আমি বলবো যে, প্রযুক্তির কারণে উম সম্পর্কগুলা আসলে অনেক দূরে চলে যাচ্ছে।
একদম সঠিক কথা বলেছেন। সম্পর্ক যেরকম কাছে আসছে অর্থাৎ দূরে যাদের সাথে কথা বলতে পারতাম না, হয়তো দিনে, মাসে, বছরে ১ বার কথা হতো এরকম একটি বিষয় বা চিঠির মাধ্যমে, তাদের সাথে মুহূর্তেই কথা বলতে পারছি। তো, মুহূর্তে কথা বলতে পারার ফলে যেটি হচ্ছে, সেটি আমার আমি দেখছি যে, আসলে ঐযে কথা বলার যে একটি আগ্রহ, আকাঙ্খা এই বিষয়গুলো আমরা হারিয়ে ফেলছি। যার ফলে ultimately আপনি যা বললেন, আসলে সেটাই হচ্ছে, যে নে সম্পর্ক আসলে অ একটু কঠিন হয়ে যাচ্ছে কেন যেনো।
উম জ্বি। হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ। হুম। এবং প আমার মনে হয় প্রযুক্তি ভবিষ্যতে আরো এমন, এমন অবদান আসলে রাখবে দেখুন, এখন কিন্তু রোবট বানানো শুরু হয়ে গেছে বাড়ির কাজ করার জন্য আ কিংবা এমন দুঃসাহসী কাজ করার জন্য। উম তো, একটা সময় দেখবেন, আমার আসলে সেটাই মনে হচ্ছে যে, মানুষ আ প্রযুক্তির উপরে এতটাই নির্ভরশীল হয়ে যাবে, যে আসলে তার আ অন্য মানুষ আসলে প্রয়োজনই পড়বে না। সে এখন দেখুন যে, আমরা উম কোনো তথ্য জানার থাকলে, আমরা কিন্তু আগে যেটা করতাম যে, কল দিয়ে জানার চেষ্টা করতাম যে এই বিষয়টা আসলে কে জানে? সেই মাধ্যমে কিন্তু তার সাথে কথা হতো, একটু গল্প হতো, কানেক্টেড থাকা হতো। উম এখন আসলে আমরা কি করি? আমরা Google করি, নয়তো ChatGPT কে আস জিজ্ঞেস করি।
হুম। হু। হ্যাঁ, হ্যাঁ। জি।
আমাদের কিন্তু কাউকে প্রয়োজন পড়ছে না। এবং আ আমি যদি আসলে গ্রামের কথা বলি, দেখেন, যখন আসলে গ্রামে ধান আসতো, আ তখন উম ৮, ১০ বাড়ির গৃহিণীরা মিলে সে ধান নেয়ার প্রক্রিয়া চলতো। প্রত্যেকটা বাড়িতে আসলে উৎসব চলতো যে, নতুন ধান এসেছে, কার বাড়িতে কতটুকু ধান এসেছে। এখন যেটা হয় মেশিন আবিষ্কারের ফলে
একদম।
মুহূর্তেই কিন্তু তা ৩-৪ দিনের কাজটা, ঘণ্টায় চলে এসেছে এবং প্রত্যেকটা বাড়িতে আসলে কেউ জানতেও পারছে না, যে ওই লোকটার আসলে কতটুকু ধান হয়েছে, এয়া কেমন ধান হয়েছে এবং তার কিন্তু লোকেরই প্রয়োজন পড়ছে না।
হু, হু। একদম, সঠিক কথা বলেছেন আপনি। এবং উম এই যে আপনি বললেন যে, তার কিন্তু লোকের প্রয়োজন পড়ছে না। এটি কিন্তু একদিকে যেমন একটি সুবিধা আছে ,তার সেদিকে খরচটা বেঁচে যাচ্ছে আর একদিকে অসুবিধা। কারণ যে মানুষগুলো এইগুলা করেই শুধু জীবিকা নির্বাহ করত, তারা কিন্তু তাদের কাজটি হারিয়ে ফেলছে আসলে আমি এটি বলব।
হ্যাঁ। জি। তাই তো। হ্যাঁ। এক তো হারিয়ে ফেলছে। আরেক দিক থেকে আপনি যদি দেখেন, যে সামাজিক সম্পর্কগুলো আসলে কমে যাচ্ছে। আমরা নির্ভরশীলতা আসলে কমিয়ে ফেলছি। এক দিক থেকে ভালো, আরেক দিক থেকে খারাপ। এবং আপনি হয়তো জানেন যে, যখন ধান আসত, আ সব মেয়েরা আসলে আ উম ব্যস্ত থাকত, সেটা বাবার বাড়ি হোক, স্বামীর বাড়ি হোক। সবাই কত গল্প করতো, একসাথে কাজ করতো। সেই জিনিসটা এখন কিন্তু আর দেখা যায় না।
হুম। একদম। সেই জিনিসটা দেখা যায় না এবং আমার এই জিনিসটা মনে হয়, যে আমাদের একটি উম অ্যা সামাজিক ব্যাধি টাইপের ধরে নেওয়া যেতে পারে। <chuckles>
জি। আ জি, জি। আচ্ছা আজকে আসলে <chuckles> আপনার সাথে কথা বলে আসলে হারিয়ে গেছিলাম যে, আ প্রযুক্তি নিয়ে, প্রযুক্তির অবদান নিয়ে। তো আশা করি আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ। আচ্ছা। জি, জি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি এই যে কিছু সাজেশনস দিলেন, this is very good। আপনার জন্য অনেক শুভকামনা। শুভরাত্রি।
জি। জি।